আচ্ছা এই যে, সারাদিন আ মানে ফোনের মধ্যে পড়ে থাকে মানুষজন তো আপনি কি কখনো আ নিজেকে এই সারাদিন ফোন use করা থেকে বা Doom scrolling যেটাকে বলে সেটা থেকে কি নিজেকে বিরত রাখতে পেরেছেন বা কিভাবে রেখেছেন?
আসলে দেখেন আমরা কিন্তু সারাটা দিন কিন্তু ফোনে ব্যস্ত থাকি বা এই যে, Doom scrolling করে কিন্তু সময়টা আ মানে নষ্ট করে ফেলি। তো আমার ক্ষেত্রেও কিন্তু সে একই ছিল যে, আমি কিন্তু আগে যখন আ এই যে, পড়াশোনার পর যে, মানে ক্লাস করে এসে সারাটা দিন আমি ফোনে আ সামাজিক মাধ্যমে কিন্তু সময় নষ্ট করে দিতাম আমি কিন্তু বুঝতামই না যে, কতটা সময় চলে যাচ্ছে বা আমি এই জিনিসটাতে আ সময় নষ্ট করতেছি। তো
হুম, একদম সত্যি কথা। হুম, হুম। একটা সময় খুব সময় নষ্ট হতো বুঝতে পেরেছি। তো কি মানে কিভাবে বন্ধ করেছেন এটা?
জি, জি, জি। তো সেক্ষেত্রে জি, জি। তো সেক্ষেত্রে কিছু জিনিস যদি আপনি কৌশল বের করেন তাহলে কিন্তু খুব সহজে এই সময়টা কিন্তু বাঁচানো যেতে পারে। যেরকম আমি কিন্তু আ স্ক্রিন টাইম নিয়মিত ট্রাক করতাম। তো এ এই নিয়মিত
আচ্ছা। মানে কতক্ষণ ইউজ করেছেন সেটা দেখতে তাই তো? বাহ, দারুন।
জি, জি, জি, জি। তো এই জিনিসটা যদি আমি নিয়মিত ট্রাক করি তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারতাম যে, আসলে কি আমার সময় নষ্ট হচ্ছে কিনা আর তার সাথে, সাথে কোন অ্যাপটাতে আমি বেশি সময় দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি করতাম কি সেই অ্যাপটা হয়তো ডিলিট করে দিতাম, তা না হলে আমি অ্যাপ এ একটা লিমিট দিয়ে দিতাম যে, কতটা সময় সেই অ্যাপ লিমিট চালাতে পারবো।
বাহ, দারুণ, দারুণ মানে পদ্ধতি। হুম, হুম। তো মানে কোন অ্যাপটা বেশি ইউজ করতেন সবসময়?
আমার বেশিটা সময় আ চলে যেত ফেসবুকে। তো আমি কিন্তু আ এখানে লিমিট দেওয়া যায় আমার কিন্তু ফোনে এরকম একটা সেটিং আছে যে, আমি লিমিট দিয়ে দিলাম ৩০ থেকে ৪০ মিনিট। তো ৪০ মিনিট হলে কিন্তু অটোমেটিক কিন্তু আমি আর আ সেই দিনটাতে কিন্তু আর স মানে ফেসবুক ব্যবহার করতে পারবো না। তো এটা কিন্তু আমার অনেক বেশি উপকার করেছে। তার সাথে, সাথে নোটিফিকেশন যে, আছে সেটাও কিন্তু কমানো কিন্তু খুব মানে জরুরি।
আহারে!

আচ্ছা, মানে এই যে Facebook এ অনেক রিলস দেখতেন বা ভিডিও দেখতেন বা নিউজ ফিড এ থাকতেন। পরে একটা সময় দেখা গেছে যে মানে এটা বন্ধ করেছিলেন। এটার অপকারিতাটা তো বুঝতে পেরেছিলেন, তাই না? মানে কি, কি অপকারিতা হয়েছিল আপনার? ও মানে আপনার জীবনে কি, কি সমস্যা হয়েছিল Facebook এর কারণে?
আসলে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার কার করার কারণে অনেক ধরনের অপকারিতা ছিল। যেরকম আমার রাতে ঘুম হত না ঠিক মতো। আর ঘুমটা যে কত বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু বলে বোঝাতে পারব না। তো জি, তো, আমি তো কর্মজীবী একটা মানুষ। তো, আমি কিন্তু কাজে যেয়ে কিন্তু একটু ঘুম, ঘুম ভাবে থাকতাম। তো এটা নিয়েও কিন্তু বস কিন্তু আমাকে ভালোই কথা শোনাতেন। যে কেন ঘুমাচ্ছি বা ঘুম, ঘুম অবস্থায় আছি? তো এটার কিন্তু মূল কারণ কিন্তু Facebook বলতে পারেন। আর তার সাথে, সাথে আপনি অবশ্যই বলব যে এটার এটার কারণে কিন্তু আপনি নিজেকে কিন্তু সময় দিচ্ছেন না। বা আপনার পরিবারে যে মানুষরা আছে তাদেরকে কিন্তু সময় দিচ্ছেন না। এটাও কিন্তু দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।
ইস! খুবই বাজে অবস্থা। হ্যাঁ, আসলেই। হুম, হুম। <chuckles> জি, জি আসলেই। ব্যক্তিগত যে সময়টা আছে, হ্যাঁ, সেটা কিন্তু দেয়া হচ্ছে না। সত্যি কথা বলেছেন, আসলে। আ Facebook এর কারণে বেশ কিছু মারাত্মক সমস্যার ভিতরে কিন্তু আপনি পড়েছেন। এর ভেতরে যে সামাজিকতা থেকে দূরে সরে গেছেন, পরিবার থেকে দূরে সরে গেছেন। তো মানে কাগ কতক্ষণ চালাতেন আপনি ফোন? মানে এখন তো আপনি হয়তো কম চালান অনেক, কন্ট্রোল করতে পেরেছেন। আগে কতক্ষণ স্ক্রিন টাইম ছিল আপ
এ কিন্তু আমার স্ক্রিন টাইম ১০ থেকে ১২ ঘন্টা ছিল। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ঘুম থেকে উঠেই আমি আ ফোন ব্যবহার করা কিন্তু শুরু করে দিতাম। আর এই doomscrolling করতে, করতে যে কতক্ষণ সময় চলে যেত এটা কিন্তু বুঝতেই পারতাম না।
ওরে বাবা! এ তো অনেক সময়। <chuckles> সেটা বুঝতেই পারতেন না। বুঝতে পেরেছি আসলে, না এটা খুবই ভালো কাজ করেছেন। যেহেতু সমস্যা দেখেছেন এটা ইয়ে করা উচিত। অ্যা এটাকে সমাধান করা উচিত। তো এই যে ১০ থেকে ১২ ঘন্টা আপনি আও Facebook চালাতেন অথবা অনলাইনে থাকতেন। এর কারণে আপনার আ শরীরে বা মনে কি, কি পরিবর্তন আপনি দেখতে পেয়েছিলেন?

এই খারাপ অভ্যাস দূর করার জন্য আমি কিন্তু চেষ্টা করেছিলাম নিজেকে সময় দেওয়া যেরকম আপনি যদি একটু মেডিটেশন করেন তাহলেও কিন্তু আপনি কিন্তু doom scrolling থেকে দূরে থাকতে পারবেন। তো এটা আমি করে থাকতাম। আর তার সাথে, সাথে এইযে <smacks lips> আমার যখন মনে হতো যে না আমি একটু doom scrolling করছি বা এটা শুরু হচ্ছে তখন আমি একটু হাঁটতে যাওয়া বা একটু ছোট একটা বিরতি নেওয়ার চেষ্টা করতাম। যে ফোনটা রেখে একটু উম বের হয়ে গেলাম। তাহলে কি হতো যে একটু হলেও আমার কেনো যেন মানে মন চেত না একটু মানে চালাই ফোনটা বা দূরে থাকি। তো এভাবে আমি doom scrolling থেকে আস্তে, আস্তে ছোট পদক্ষেপ নিয়ে একটু দূরে সরে আসতে পেরেছিলাম। আর আমার অভ্যাসটাকে ভালো করতে পেরেছিলাম।
দারুণ! বেশ দারুণ পদ্ধতি। বুঝতে পেরেছি। কদিন ঠিক কদিন মানে আপনার লেগেছিল মানে যেদিন আপ আ ওয়াদা করেন যে আমি আর আপনি আর ইয়া চালাবেন না। আ মানে Facebook এত বেশি চালাবেন না। ঠিক আছে হয়তো মাঝে মধ্যে একটু ঢুকে দেখা হয়। সামাজিকতা বন্ধু-বান্ধবদেরকে দেখা হয়। কিন্তু এত অতিরিক্ত চালাবেন না এটা থেকে আপনি আ যেদিন হচ্ছে যে বুঝতে পেরেছেন যে না এখন আপনি একদম কন্ট্রোলড বা একদম নিয়ন্ত্রণের ভেতরে আছেন। এই জিনিসটা আপনি কবে মানে কতদিন লেগেছিল আপনার?
জি, জি অ অবশ্যই। আচ্ছা, দেখেন এটা আমি শুরু করেছিলাম যখন তার থেকে কিন্তু ১.৫ মাসের মতো লেগে গিয়েছিল আ doom scrolling <yawns> করতে থেকে জি আমি অনেক বেশি আসক্ত ছিলাম এই ফোনের উপর বা ফোনের প্রতি যাতে আ যেরকম আ কোথাও একদম ঠিক হতাশ তো ছিলাম তার সাথে, সাথে কোথাও ভ্রমণে গেলে কিন্তু আমি সময় নষ্ট করতাম আ যে একটু ভিডিও করি আ বা একটু ছবি তুলি বা সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে একটু দেখি। তো এই কারণে কি হতো যে আব আমি যে ভ্রমণে গিয়েছি সেই সময়টা কিন্তু মানে আমি অনুভব করতাম না বা সেটা কিন্তু এ মানে আমার বা ভালো লাগতো যা যে আমি শুধু ফোনে আছি তাদেরকে জানানোর চেষ্টা করতাম যে দেখো আমি এটা করছি, ওটা করছি। কিন্তু আসলে যে আমার আ এটা অনুভব করতে হবে সেই জিনিসটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম।
ওরে বাবা! অনেক দিন কিন্তু। বন্ধ করা। হুম, বুঝাই যাচ্ছে আসলে এবং অনেক হতাশও ছিলেন। ভুলে গিয়েছিলেন। বুঝতে পেরেছি। আসলে জীবনের অনেক কিছুই আপনি হারিয়ে ফেলেছেন। অনেক আনন্দ অনেক অনুভূতিগুলা এই ফোনের জন্য। আর এমনিতে এই যে মানে ফোনের ক্ষেত্রে বললেন যে তুলনা জিনিসটা চলে এসে আসে বা বিভিন্ন কনটেন্ট বিভিন্ন রকম। তো আপনার আ এই যে ১০-১২ ঘন্টা আপনি যখন চালাতেন তখন আপনার সবচেয়ে অনর্থক মানে কনটেন্ট কোনগুলাকে মনে হত যে যেগুলার আসলে কোনো দরকারই নাই বা কোনো কাজই নাই এরকম?